আসলে পরোটাটা কিন্তু মুখরোচক, কিন্তু আমার মনে হয় যে শান্তিদায়ক না। কারণ যদি আমি পুষ্টিগুণের কথা চিন্তা করি, তো সেক্ষেত্রে কিন্তু রুটির পুষ্টিগুণ। আ পরোটার চাইতে আ শতগুণ ভালো। এখন এই যে পুষ্টিগুণ নিয়ে যেহেতু কথা উঠেছে, আমি বলতে চাই যে রুটি কিন্তু আমরা সাদা গমের রুটি খেতে পারি, লাল গমের রুটি খেতে পারি যেটা কিন্তু ডাক্তাররা suggest করে থাকেন এবং শরীরের জন্য অত্যন্ত ভালো। এটার কোনো side effect আছে বলে আমার মনে হয় না। কিন্তু আমি যদি পরোটার কথা বলি, যে পরোটাটা তো আসলে এক ধরনের ওটার মধ্যে বলা হয় যে। উম আহ স স্টার্চ থাকে স্টার্চ থাকে যেটা হচ্ছে হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের শরীরের জন্য কিন্তু প্রচণ্ড খারাপ, এবং বারংবার করে বারণ করা হয় যে যেন আমরা হচ্ছে এই যে ময়দা দিয়ে সকালবেলা হচ্ছে পরোটা না খাই। এবং এই পুষ্টিগুণের কারণেই কিন্তু আমাদেরকে বারণ করা হয় যাতে করে হচ্ছে আমরা পরোটাটাকে skip করি। কিন্তু পছন্দের উপর নির্ভর করে অনেকেই কিন্তু খেয়ে ফেলছে।
হুম, হুম। একদম। জি। জি। একদম ঠিক বলেছেন। জি। জি, অনেক বেশি তেল থাকে। জি, ক্যালোরি থাকে। জি। জি। জি। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন। আসলে রুটি যেটা, যে আমি দেখেছি অনেক ডাক্তার আ আছে, আমাদেরকে বলে যে হচ্ছে আমরা যেন ভাত বা পরোটা সকালবেলা না খেয়ে, সেক্ষেত্রে আমরা যেন চেষ্টা করি লাল আটার রুটি খাবার জন্য। লাল আটার রুটিটা আমাদের শরীরের জন্য খুবই ভালো, এবং বিশেষ করে যাদের আ diabetics বা অন্যান্য রোগ আছে, তাদের ক্ষেত্রে এটা আমি মনে করি যে ভাতের alternative হিসেবে কাজ করে এবং প্রচন্ড পরিমাণ বডিতে শক্তি যোগায়। এবং এই রুটিটার মধ্যে, লাল আটার রুটি বিশেষ করে, এর মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণ পুষ্টি গুণ আছে but আমরা যদি পরোটার কথা ভাবি, পরোটার স্বাদ আছে, কিন্তু সেই পরিমাণ কিন্তু কোন পুষ্টিগুণ নাই। তাই না? জি, একদম।
হুম। হুম। একদম, একদম। হুম। হুম। একদম। একদম। হুম। পুষ্টিগুণ আমার মনে হয় না আছে। একদম। এই যে আপনি যে আ বা বললেন যে রুটিটা হচ্ছে লাল আটার রুটিটা আমি যদি বলি যে আমার মায়ের হচ্ছে Diabetics আছে এবং সেই সুবাদে আমাদের বাড়িতে কিন্তু লাল আটার রুটি তৈরি হয়। এবং এই লাল আটার আরো একটি সুবিধা আমি আপনাকে বলব যেটা আমি অনুভব করেছি যে আপনি যদি সকালে দুটো লাল আটার রুটির সাথে একটি ডিম এবং অল্প কিছু সবজি আপনি খান, একদম দুপুর পর্যন্ত দেখবেন আপনার কিন্তু ক্ষুধা লাগবে না।
So জি। হুম, হুম। বাহ! যেমন? জি।